জ্বী, জ্বী। চমৎকার! তো সেক্ষেত্রে কি আসলে ব্যা আপনি যে বলতেছেন যে পুরো ব্যাপারটাকে সাজানো গোছানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, একটা ভারসাম্যর জায়গাতে সবার আসলে কিন্তু দেখা যায় যে, একটু দরকার নিজে থেকে এগিয়ে আসার। তো আম শিক্ষকদের কিন্তু আসলে দেখা যাচ্ছে যেটা আ মানে আগেও আসলে অ্যা দেখা গেছে যে, তারা কিন্তু তাদের জায়গা থেকে খুব একটা কিন্তু আসলে নিজেদেরকে কিন্তু আসলে প্রস্তুত করতে পারে না। বিশেষ করে অনলাইন এর ক্ষেত্রে। করোনাকালীন সময়েও কিন্তু দেখা গিয়েছিল যে অনেক ক্ষেত্রে দে ওই আ google Meet এ বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হ্যাঁ, ব্যবস্থা ক ক্লাসরুম গুলোতে
হু, হু। হুম। মানে ওই যে ব্যবস্থা বলা, ক্লাসরুম গুলাতে বা সেগুলোতে আসলে অভ্যস্ত ছিলেন না তারা।
একদম এবং উন্নত প্রযুক্তির সাথে আসলে খাপ খাইয়ে নেয়ার মতো একটা ব্যাপার-স্যাপার কিন্তু থাকে। এই ব্যাপারটা আসলে কিভাবে করে আপনি মনে করেন যে জিনিসটাকে আরো সহজ করা যায়?
দেখুন, এইটা কিন্তু আসলে আপনি ঠিকিই বলেছেন, যে আ বর্তমানে হচ্ছে শিক্ষকদের তবে প্রশিক্ষণ যদি আপনি দেন বা স্বাভাবিক। কারণ আপনি দেখুন, না COVID-19 এর কথা বলছেন। তখনই কিন্তু সবাই আসলে ১ম, দিকে যতই ঝামেলা হোক, পরে কিন্তু সবাই শিখে নিয়েছিল বিষয়টা। এটা আপনি প্রশিক্ষণ দিলেন। এটা তো আসলে শেখারি একটা মাধ্যম হয়তো। বিষয়টা ১ম, এ কঠিন লাগতে পারে। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ যদি আসলে দেওয়া যায় বা এক্ষেত্রে আমার মনে হয় যে আপনার এই যে হাইব্রিড যে মডেলটা আছে। এটাই সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে এবং আপনার হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থাটা একটু কষ্টকর হলেও পরবর্তী যেই ফলাফলটা আসবে সেটা ওই কষ্টর থেকে অনেক বেশি ফলপ্রসূ হবে বলেই আমার মনে হয়।
একদম, একদম, একদম। জি, জি। চমৎকার, চমৎকার! আসলেই।